আসলে এটা কিন্তু আপনি অনেকটা বাস্তবসম্মত উদাহরণ বা বাস্তবসম্মত কথা বললেন, যে এটা হচ্ছে আসলে প্রযুক্তি যেহেতু আজকালকার সমাজে অনেকটা ছড়িয়ে পড়ছে, তো সবার আসলে দরকার। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আরকি যারা আসলে ক্যারিয়ার পিছনে ছুটছে তাদের কিন্তু এই প্রযুক্তির জ্ঞানটা অনেকটা থাকা দরকার এবং আপনি যেমনটা বলছিলেন যে, এই যে Microsoft Word থেকে শুরু বিভিন্ন আসলে দক্ষতা যেগুলা আসলে মানি আজকালকার পরিস্থিতি বা পরিবেশ অনুযায়ী এ খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু মানি এই যে একটা মানুষের বা একটা আসলে ছেলের বা মেয়ের মানি ক্যারিয়ার বেছে নেয়াও অনেকটা সাহায্যকর হতে পারে। তো আপনার ক্ষেত্রে আসলে জানতে চাচ্ছি এমন কোনো পরিস্থিতি ছিল যেখানে আসলে আপনি মনে করেছিলেন যে আ মানি এই ক্যারিয়ার আমার জন্য মানি ঠিক আছে। তবে আপনি মানি দেখেছেন, যে আপনার ঐ দক্ষতাটা মানি আ তাদের সাথে মিলছে না বা আপনার ঐরকম দক্ষতাটা হয়ে ওঠেনি। তো এমন কোনো আপনার আসলে পরিস্থিতি পড়েছিল?
হ্যাঁ দেখুন, আ যখন আসলে আমি ফার্স্ট ইয়ার এ পড়ি তখন আমার রুমমেট যা ছিল তা সে কিন্তু আসলে একজন ওয়েব ডেভেলপমেন্ট আ নিয়ে কাজ করতো আরকি। তো পরবর্তীতে সেটা দেখে কিন্তু আসলে আমার কিন্তু বেশ আগ্রহ জেগেছিলো এবং আমি তাকে আ বিভিন্ন উপায়ে কিন্তু আসলে বলার চেষ্টা করছিলাম যে আসলে, "বন্ধু আমি তোমার এটা শিখতে চাই।" কিন্তু সে কিন্তু আসলে বিভিন্নভাবে বলছিল যে, "তুমি আসলে অন্য একটি ডিপার্টমেন্ট এ পড়ো। তুমি আসলে সেই দিকটায় আসলে আ বেশি আসলে এই দিকটা আসলে খুব একটা বেশি আসলে আ সাফল্যের যে পথ সেটা আসলে পাবা না।" তো সেক্ষেত্রে আমার মনের মধ্যে কিন্তু আসলে একটি জেদ চেপেছিল এবং পরবর্তীতে কিন্তু আসলে আমি আ পরিশ্রমের মাধ্যমে ১২ ঘন্টা ১৩ ঘন্টা প্র্যাকটিস করে, করে কিন্তু আসলে একটা সময় কিন্তু আসলে <laughs> প্রোগ্রামার হয়েছিলাম আরকি। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে প্রোগ্রামের হয়েও কিন্তু আসলে আ ক্যারিয়ার করা যায়। আমি, আমরা কিন্তু আসলে বর্তমানে আসলে দেখা যায় যে আসলে আ প্রযুক্তি কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন স্কিল শেখার জন্য কিন্তু আগ্রহ করে। যেমন আমরা এ YouTube এর মাধ্যমে কিন্তু আসলে অনেক বিষয়বস্তু শিখতে পারি। যেমন আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করছি। আমি চাইলে কিন্তু আসলে CSC ব্যাকগ্রাউন্ড এ যে আসলে পড়াশোনার যে ব্যাপারগুলো যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা খুব সহজেই কিন্তু আসলে আ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আসলে আমরা সেইদিকেও আসলে ক্যারিয়ার গড়তে পারি।
আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বা অনেক লম্বা সময় পরিশ্রম করলেন তাইলে। <chuckles> আচ্ছা। হু, হু। একদম। হু, হু। আচ্ছা। জানতে পারতেছেন সেটা।